আসলে সবক্ষেত্রে এটা সম্ভব না। আপনি হয়তোবা দেখতে একটু একই বা ওইটার থেকে inspire হয়ে একটা পোশাক বানাতে পারবেন। Brand এর ক্ষেত্রে তো হ্যাঁ, কাছাকাছি কিছুটা। স্বাভাবিক brand এর একটা জামা ধরেন, অ ১০,০০০, ৳১৫,০০০ র একটা জামার সাথে আপনি তো ২-৩০০০ টাকার জামা মেলাতে পারবেন না। তাই না? নিশ্চয়ই কিছু না কিছু তো পার্থক্য আছে। কোয়ালিটির একটা ব্যাপার আছে। অ তো এই এই জিনিসগুলো আসলে আপনি পাবেন না বা মেলাতে পারবেন না সবসময়।
আচ্ছা, আচ্ছা। মানে কাছাকাছি কিছু। হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ। বিষয়টা কিন্তু অনেকটা এমনও। তবে আসলে একেক জনের দৃষ্টিভঙ্গি এমন একেকরকম হবে এটাই কিন্তু স্বাভাবিক। তো, আসলে আপনার ক্ষেত্রে কি এমন কখনো হয়েছে, যে আপনি হয়তোবা কোন বিশেষ একটা ইস অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে হয়তোবা আসলে স্টাইলটাকে মানুষ একটু বেশি প্রাধান্য দিচ্ছে বা কিছু। তো, এই ধরনের স্টাইল আসলে আপনি আসলে মেইনটেইন করতে গিয়ে হয়তোবা comfort এর দিক থেকে আপনাকে একটু ছাড় দিতে হয়েছে বা অস্বস্তি লেগেছে। এমন কোন অভিজ্ঞতা কখনো হয়েছে?
একেক হ্যাঁ, যেমন কি আমাদের দেশে হয় কি? বিয়ের অনুষ্ঠানগুলোতে আসলে জাকজমকপূর্ণ কোন পোশাক না পরলে অ মানে মানানসই লাগে না। এটা পরতেই হয়। তো অনেকজনকে এমনকি দেখি যে, যেজন যাদের অনুষ্ঠান তাদের থেকে বেশি তারা আসলে সেজেগুজে আছে বা ভারী জামাকাপড় পরে আছে। হুম। <chuckles>
<chuckles> আচ্ছা, আচ্ছা। <chuckles> অনেক সময় মানে কে বউ, কে জামাই আসলে এটাও কিন্তু চেনা যায় না। তাই না?
একদম। এটা কিন্তু বোঝা যায় না যে সবাই একই। মনে হবে নিজে আপনি গিয়ে আসলে একটা উ বিদঘুটে situation এর মধ্যে পড়বেন যে কার অনুষ্ঠানে আসছি। বা কে কে বৌ?
হ্যাঁ। হ্যাঁ, আবার এমনটাও দেখা যায় যে খুব গরমের মধ্যে কোন একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে। তার মধ্যে কয়েকজন আছে খুব আসলে full suit, tie পরে যাচ্ছে সেই গরমের মধ্যে। এমনটাও কিন্তু দেখা যায়।
অ্যা হ্যাঁ। একদম, হ্যাঁ। এটা তো সচরাচর চোখে পড়বেই। না, এটা খুব সাধারণ একটা ব্যাপার। তো, ওইক্ষেত্রে আসলে আমি গিয়ে আমি অবাক হয়ে যাই যে, কেন? এই জিনিসটা আসলে তারা কেমনে পারে?
হ্যাঁ, দেখুন এটা হয়তোবা সে খুব দামি বা খুব আ আপনার আ ভালো brand এর suit পরছে। তারপরও আসলে যতই দামি হোক, গরমের সাথে তো এটা মানানসই না। তাই না? এটাও কিন্তু একটা অস্বস্তির বিষয়।
হুহু। মানানসই না। অবশ্যই।